Hello, শুভ সকাল।
Hello, শুভ সকল। কেমন আছেন আপনি?
কেমন আছেন?
হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
এই তো বেশ ভালো আছি। আ
কিন্তু গহ গরমটা খুব বেশি, তাই তো?
জি আমিও বেশ ভালো আছি। আ তো কে করছিলেন?
এই একটু শহরের ভিতরে গেলাম। কাজ, হালকা-পাতলা কিছু কাজকর্ম করলাম। করে, এ্যা দেখলাম যে একটু বসে আর কি কম্পিউটারে।
আচ্ছা। আচ্ছা হা বেশ ভালো। তো এই যে এত বড় একটা ছুটি পেলেন, তো ছুটির দিনগুলো কিভাবে কাটাচ্ছেন বা কোথাও ঘুরতে যাওয়ার, ভ্রমণ করার পরিকল্পনা আছে কি?
এ্যা ভ্রমণ বলতে ছুটির দিনগুলো এক ছলে আত্মীয়স্বজনের বাসায় গেলাম। বোন, বওনাই, শ্বশুর-শাশুড়ি
হুম? আচ্ছা।
এই এই গন্ডির ভিতরে সীমাবদ্ধ। আ বাইরে যাওয়ার তেমন কোন plan বা পরিকল্পনা আপাতত নেই। কারণ এই গরমের ভিতরে বাইরে যেয়ে continue সময়টা continue ব্যও ব্যয় করা খুব কষ্টকর <scoffs> সময়টা continue ব্যয় করা খুব কষ্টকর। এজন্য হ্যাঁ, বাইরে যাওয়ার মতো preparation গ্রহণ করি না বা ওই ধরনের plan, পরিকল্পনা, প্রস্তুতি কোনটাই ছিল না যে বাইরে যাব।
আচ্ছা। উম জি। <chuckles> একদম ঠিক বলেছেন। হুম? জি। আচ্ছা, বুঝতে পেরেছি। তবে আমার কি মনে হয় যদি একটু এই ছুটির দিনে আমরা যদি একটু পরিবারের সাথে মা বন্ধুদের সাথে একটু ঘুরতে যাই। তাহলে কিন্তু আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। আর নিজেকে একটু সু সুখী, সুখী মনে হয়, তাই না?
এ্যা হ্যাঁ, অনেকটাই ভালো লাগে। family-র কাছেও ভালো লাগে এটা। family-র কাছেও ভালো লাগে কিন্তু, এ্যা সবকিছু পরিস্থিতি, সময় তারপরে এই যে আভা বিবেচনা করলে আর ওইটা মনে আসে না।
জি। হুম? জি। আচ্ছা, হ্যাঁ, সেটা তো অবশ্যই ঠিক বলেছেন। আ আবহাওয়া সুন্দর থাকলে দেখা যায় যে ভ্রমণ করেও অনেক, আ সু সুবিধা হয়, আ আ ভালো লাগে, শরীরও ভালো থাকে। আ তবে আমি যদি একটু জানতে চাই যে আপনি, আ কি ধরনের ভ্রমণে সবচেয়ে বেশি আনন্দ পান, প্রকৃতির মাঝে নাকি শহরের মাঝে?
জি, জি, জি। ভ্রমণ natural। যেনন যেমন হইলো প্রাকৃতিক ভাবে যেগুলো, আ point আছে আপনার পাহাড়, পর্বত, নদী নালা। আ প্রকৃতির, আ দৃশ্য বা সিনারি গুলোই আমাকে বেশি আকৃষ্ট করে।
জি, আচ্ছা। হুম, হুম। জি।

হুম।
ওইখান থেকে গেলে দেখা আছে এহ অনেক কিছুই এহ শেখার আছে, দেখার আছে। নতুন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় পাওয়া যায় তারপরে মানসিক চাপের আ ইয়ে কমে।
জি। জি।
তারপরে পরিবেশ হ্যাঁ, বন্ধু-বান্ধবদের সাথে এহ অ সময় কাটানো। ওখানে একটা সময় ব্যয় করা যায়। সেই হিসাবে natural প্রকৃতি, প্রাকৃতিকভাবে সৃষ্টির যেকোনো ভ্রমণের জায়গাটাই আমার কাছে সবচেয়ে এহ পছন্দনীয়।
একদম, একদম। উম জি। বাহ! বেশ ভালো লাগলো শুনে। আসলে আমার কাছেও এই ধরনের প্রকৃতির আ প্রাকৃতিক যে ভ্রমণ সেটা আমার কাছে বেশ ভালো লাগে। আ যদি একটু সবুজের মাঝখানে থাকা যায় বা একটু সমুদ্রের বা পাহাড়ের আশেপাশে থাকা যায় তখন কিন্তু দেখবেন যে আমাদের মনটাও কিন্তু ভালো হয়ে যায়।
জি, জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি।
আর শহরের মাঝে তো আসলে আ সেরকম পরিবেশ পাওয়া যায় না। আ দেখা গেল যে শহরের যে একটা কোলাহল সেটা সবসময়ই থাকে। আর আমরা য যখন ভ্রমণে যাই তখন কিন্তু আমরা একটা নিরিবিলি পরিবেশ আ prefer করে থাকি। জি।
আসলে আ না। কি? জি, জি, জি, জি। ওই শহরের পরিবেশটা আসলেই অ্যা মানে বসবাসের বর্তমানে যে পরিস্থিতি বসবাসের অনুপযোগী। শহর আপনাকে কেমন লাগে? শহরে বসবাসটা আপনাকে কেমন লাগে?
হুম। জি, একদম। আমার খুব বেশি একটা ভালো লাগে না। কারণ হচ্ছে আ সারাক্ষণই গাড়ির শব্দ, আ হর্ন বাজছে, তারপর air pollution হচ্ছে। তারপরে এইযে একটা জ্যাম লেগেই থাকে রাস্তাঘাটে। আবার দেখবেন যে শহরে কিন্তু তুলনামুলক আ গরমটাও বেশিই পড়ে। আ তাই না? তো এইযে অসুবিধাগুলো এগুলো যদি আমরা একটু remote area তে যাই তখন কিন্তু এই অসুবিধাগুলো থাকে না। তো আমার মনে হয় যে শহর থেকে গ্রামে বা এইযে প্রকৃতির আ মাঝে যদি ঘু ঘুরা যায় তাহলে মনে হয় ভ্রমণটা আরও সুন্দর হয়ে যায়।
জি, জি, জি। জি, জি। জি, জি। জি, জি, জি, জি, জি। জি, জি, জি। হুম, অনেক better। আসলে অ্যা শহরে আমাদের সত্য কথা বলতে যে <smacks lips> আমাদের পেশাগত কারণে এ শহরে অ্যা একান্ত না থাকলে নাই বিধায় আমাদেরকে থাকা। কিন্তু একটি সুস্থ জীবনধারার জন্য জীব বৈচিত্র্যের মাঝে প্রাকৃতিক কোন আ ভালো কোন কিছু উপভোগ করতে হইলে আমাদেরকে শহর থেকে বাইরে, শহর থেকে বাইরে দূর-দূরান্তের গ্রামে, পাহাড়ে, পর্বতে যেখানে যাওয়া উচিত সেখানে আমাদের যাওয়া উচিত। At least আপনার মনটাকে প্রফুল্ল করার জন্য, মনটাকে ভালো রাখার জন্য।
হুম। জি। হুম। জি, জি, একদম। হুম। জি। জি। হুম। উম জি। উম একদম। একদম ঠিক বলেছেন। এরকম ভ্রমণের কথা যেহেতু বলাই হচ্ছে তো আমার আ ভ্রমণ করতে গিয়ে একটা বেশ মজার ঘটনা মনে পড়লো। তো আমরা যখন ১ম বার কক্সেসবাজার যাচ্ছিলাম আমার কাজিনদের সাথে, হ্যাঁ? তো তখন আ আমার
আমিও এটা মনে করি। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। জি, জি, জি।

তবে আ আপনি হচ্ছে আমি আ যদি বলি তাহলে আ সেটা হচ্ছে যে আমাদের আ সবারই উচিত একটু বেশি, বেশি ভ্রমণ করা। তাহলে হয়তো আমাদের যে আ ম মন মানসিকতা সেটা কিন্তু অনেকটাই change হবে। তারপর আমাদের মানসিক স্বাস্থ্য সেটাও অনেকটাই ভালো থাকবে।
অ্যা সবাইকেই স সবাইকেই, সবাইকেই ঘোরা উচিত। Family র সাথেও সময় দেওয়া উচিত। But এই ধরনের পরিস্থিতি সবারও তো হয় না। পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা থাকে, পরিস্থিতি থাকে, তারপরে professional আ hesitation থাকে। সবকিছু মিলাইয়ে সবকিছু মিলাইয়ে অ্যা এই ধরনের সময় বা পরিস্থিতি কেউই সময় মতো আ মানে যার scope পায় না পায় না।
জি। হুম? জি, জি। জি। হুম? জি। পায় না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তো যাই হোক, আজকে এই যে ভ্রমণ নিয়ে আপনার সাথে কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। আ তো আশা করি আপনি ভালো থাকবেন আর বেশি, বেশি ভ্রমণ করবেন। আপনাকে ধন্যবাদ।
জি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আপনি ভালো থাইকেন। আপনিও ভ্রমণে আসবেন। <chuckles> ভালো লাগবে।
জি। জি। <chuckles> ধন্যবাদ।

হুম।
জাগে বা নতুন কিছু জানতে ইচ্ছা করে যে এখানে আসছি এটা কেন হয়েছে? অনেক কিছুই প্রশ্ন জাগে।
জি, একদম, একদম। ঠিক বলেছেন। আবার অনেক সময় এই যে আপ আ অন্যান বিভিন্ন জায়গায় যখন আমরা ঘুরতে যাই তো ঢাকা শহরের আ যে পরিবেশ সেই পরিবেশের সাথেও কিন্তু আমরা হচ্ছে ওই পরিবেশের একটা কম্পেয়ার করি, তাই না? যে ঢাকার জিনিসগুলো যদি আ এরকম খোলামেলা থাকতো তাহলে আমাদের জীবনযাত্রা বা আমাদের যে আ স্বাস্থ্য সেটা কিন্তু অনেকটাই আ ভালো থাকতো। যেমন বর্তমানে দেখবেন যে বায়ুদূষণের কথাটা বলা হচ্ছে। ঢাকার বাহিরে কিন্তু বায়ুটা এত দূষিত না।
জি, জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি।

ছিল যে আমরা প্যারাসিলিং করব। তো আমার যে কাজিনটা ছিল ও অনেক নাদুস-নুদুস বা ওর ওজন অনেক বেশিই ছিল বলা যায়। তো ও আমাকে বারবার বলছিল, "দেইখো তোমাকে উঠতে দিবে না।" কারণ আমার ওজন কম। হ্যাঁ? আ বলছিল, "তোমার ওজন এত কম যে তোমাকে আ প্যারাসুটের সাথে দিবেই না। আ যদি তোমাকে উড়িয়ে নিয়ে যায়।" তো পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে যাই আগে তারপর দেখা যাক।" পরে না যখন আমরা ওখানে গেলাম তো ওর ওজন আ ১০০ কেজির উপরে হওয়াতে ওকেই উঠতে দিল না। কিন্তু আমাকে ঠিকই উঠতে দিল। তো এটাতে কিন্তু আমি বেশ মজা পেয়েছিলাম যে, সারা রাস্তা ও আমাকে পচাচ্ছিল কিন্তু আ ফাইনাল জায়গায় যখন আসলাম তখন সেই ওখান থেকে আর করতে পারল না। তো আপনার কি এই ধরনের কোন মজার আ গল্প আছে?
জি, জি। জি, জি, জি, জি। জি, জি। জি। জি, জি, জি। জি, জি, জি। আহ! হ্যাঁ, এ্যা না, ওইরকম মজার গল্প নাই। তবে আমি অ্যাঁ কক্সবাজার আপনার ওই যে ইনানি, হিমছড়ি এমনে ঘুরতে গেছি। অ্যা ঘুরতে গেছি তো ঘুরার আমার যে অভিজ্ঞতা সেটা আমাকে সবচেয়ে ভালো অভিজ্ঞতা feel করেছে অ্যা বান্দরবান। আপনি কি বান্দরবান গেছেন?
উহু। আচ্ছা। জি। হুম। জি। আচ্ছা। না আমি এখনও যাইনি। তবে আমার ইচ্ছা আছে বান্দরবান যাওয়ার।
হ্যাঁ, তবে বান্দরবানের বাঘ বান্দরবানের আপনার ওই যে ঝুলন্ত বির্মি বা Bridge তারপরে মেঘলার যেটা পর্যটন কেন্দ্র
আচ্ছা। উহু।
আ ওখানে আপনার দেখার মতো অনেক কিছু আছে। বান্দরবানে গেলে আপনার আ আমরা যে বাংলাদেশের সমতল ভূমিতে বসবাস করি
আচ্ছা। হু। জি।
আর পাহাড়ি যে জীবন বৈচিত্র্যময় এবং তাদের যে জীবনযাত্রার মান, তারা কিভাবে বসবাস করে এটা আপনি ওখানে না গেলে, spot এ না গেলে বুঝতে পারবেন না। যে আসলে আমরা কোথায় বসবাস করি আর এরা কোথায় বসবাস করে, এদের জীবনযাত্রার মানটা কেমন।
জি। হু। জি। উ জি। হুম।